আমি না একটা বিষয় নিয়ে খুব হা হাঁপিয়ে উঠেছি, বলা যায়।
হুম।
খিটখিটে হয়ে যাচ্ছি। এম ক্রমাগত কারো সাথেই আম মানে দিন যাচ্ছে এরকম। মনে হচ্ছে হাসিমুখে কথা বলাটাই ভুলে যাচ্ছি। এরকম একটা বিষয় চলছে। আ সারাক্ষণ উম ভিন্ন মত। সারাক্ষণ আ খিটখিটে। এ এইযে আ বিষয়টা যাচ্ছে, এটা কিন্তু আমার আ শান্তিটা নষ্ট করছে। যে শান্তির ইয়েটা নষ্ট হওয়ার কারণে একই সাথে হয়তো অন্যদেরও নষ্ট হচ্ছে। এ নষ্ট হওয়ার কারণে আমার এ সমস্ত স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত হচ্ছে। এ সেটা কেমন? আ মেজাজটা গরম থাকছে, অন্যদের সাথে ভালো ব্যবহার হচ্ছে না। তার প্রভাব পড়ছে গিয়ে আমার অফিসে। এ তো অফিস কলিগরা তো আর বাসার সদস্য না। তাদের সাথে তো আমাকে অফিসিয়াল বিহেভটাই করতে হবে। সেটা বুঝতে পারি পরে। যখন কিনা আ নিজের উম ব্যবহারটা হয়েই গেছে। তারপরে যেয়ে বুঝি যে, না, এটা তো ঠিক হল না, এটা তো অফিস। তো এইটা আমি আবার আ কারো সাথে ব মনে হচ্ছে নিজের কাছে বলার মতো না। কি বলবো নিজের এ সংসারের কথা? কারো সাথে বলে কি হবে? কিন্তু এখন যেন মনে হচ্ছে যে, না, একটু বলা দরকার এমন একজন মানুষের সাথে, যিনি কিনা আমার সমস্যাটা বোঝার চেষ্টা করবেন। হয়তো সাথে, সাথে কিছুটা আম দিক নির্দেশনা বা, পরামর্শও দিতে পারেন। যাতে কিনা আমার জীবনটা একটু সহজ বোধ হয় যে, সারাক্ষণ এরকম খিটখিটে মেজাজ, এ সারাক্ষণ উ রুক্ষ ব্যবহার করা বা, শোনা, সারাক্ষণ তর্ক-বিতর্ক না করা। এগুলো যদি একটু এড়াতে পারি, তাহলে একটু ভালো হতো। তাই ম ভাবলাম যে, আপনার সাথে একটু বিষয়টা নিয়ে একান্তই আমার ব্যক্তিগত পারিবারিক বিষয়, আ সেটা নিয়ে তবুও আলাপ করতে ইচ্ছে করলো।
আচ্ছা। হুম। উম হুম। আচ্ছা। হ্যাঁ। হুম। হুম। হুম। উম হুম। অবশ্যই। শুনে খুবই খারাপ লাগলো যে আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে হয়তো চিন্তিত। এবং আ তার প্রভাবটা হয়তো আপনার কর্মক্ষেত্রে পড়ছে এবং আপনি বললেন যে, আসলে আ শুনে আসলে খুবই খারাপ লাগলো যে যার ফলে আসলে আপনার আ কর্মস্থলেও হয়তো প্রভাব পড়ছে, আপনার নিজের উপরও প্রভাব পড়ছে। তো সে বিষয়ে বা কোন বিষয় নিয়ে আসলে আপনি এতটা চিন্তিত বা হচ্ছে যে আ আপনি হয়তো আ মানে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। সে বিষয়টা সম্পর্কে যদি একটু আমা বিস্তারিত ভাবে জানাতেন তাহলে হয়তো সুবিধা হতো আসলে আপনাকে পরামর্শ দিতে।
জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। <clears throat> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ঠিকই বলেছেন আসলে বলবই। আ বিষয়টা হচ্ছে যে উম বাচ্চাদের নিয়ে। আমার বাচ্চা একটা খুবই ছোট, একটা বড় হয়েছে। সেটা বড় হওয়া থেকে মানে সে থেকে দুটো নিয়েই সমস্যা। ও ওটা দিয়ে শুরু হয়েছিল তখন অতো বুঝতাম না। কারণ তখন ওদের বাবা হচ্ছে অন্য জায়গায় থাকতো, আর আমি বাড়িতে থাকতাম। তিনি তার চাকরি সূত্রে থাকতেন। তো ওই তখন মাঝে, মাঝে আসতেন বলে অতটা বিরক্ত বা অতটা তর্ক বিতর্ক হতো না। তারপরেও এখন বুঝি যে ওটাও ছিলো। মানে আ বাচ্চা খাওয়ানো থেকে শুরু করে, বাচ্চার কাপড় পরানো থেকে শুরু করে, বাচ্চার গোছল করানো থেকে শুরু করে কোনটাতেই আমাদের দুজনের মতের মিল নেই।
হুম, হুম। আচ্ছা।
সবটাতেই আমি যদি একভাবে করতে চাই আ তিনি আরেকভাবে। আমি হয়তো হালকা গরম পানি দিয়ে বাচ্চাকে গোসল করাতে চাচ্ছি। তিনি বললেন, "না, আছ ওইযে ৪ তালায় ছাদে যাও। ছাদে দিয়ে ছাদে পানি দাও আগে গরম কর সেই পানি রোদে গরম হবে সেই পানিতে গোসল করাও।" তো এটা প্রতিদিনই শুনতে, শুনতে এরকম। আমি যদি এটাতে একেবারে ছোট যখন তখন দেখে গেলো। এই হতে, হতে আমি আ যে বড়টা একটু বড় হলো। আমি নিজেও কাজে জয়েন করলাম। ওর বাবাও বাড়ির নিজের এলাকায় চলে আসলেন।
হুম। আচ্ছা।
আমার আরেকটা বাচ্চা হলো সেটা এখন ছোট। সেটা নিয়ে শুরু হলো আবার সেম। এর মধ্যে বড়টা স্কুলে দেওয়ার মতো তাকে আমি বলি আ ও কিন্ডারগার্টেন এ দেই উনি বলেন প্রাইমারিতে দেই। এতো খরচ, এতো নিয়ম কানুন এসবের দরকার নেই। তুমিও তো প্রাইমারিতে পড়েছ, আমিও প্রাইমারিতে পড়েছি। আমি বলি আমি তো আ আমরা তো আগের মানুষ। এখন তো ও ওই অর্থে সত্যিকার অর্থে প্রাইমারি স্কুলের আ মা বলে সবাই। আমি নিজে ভুলে গেছি। কারণ আমি তো কিন্ডারগার্টেনে পড়িনি। আমি তো প্রাইমারি স্কুলেই পড়েছি।
হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম।
তার কথা হলো, "তুমি যদি ওখান থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো, আমি যদি ইঞ্জিনিয়ার হতে পারি তাইলে ওরা কেনো পারবে না?" আ আমার মনটা কেনো জানি মানতে চায় না। এটাই স্কুলে ভর্তি হওয়া নিয়ে। তা এইসব মানে এক কথায় যদি বলতে হয় তাইলে ওদের বড় করা নিয়ে, ওদের ভবিষ্যৎ নিয়ে ২ জনের চিন্তা-ভাবনা একেবারেই ২ রকম। এমনকি পোশাক-আশাক পরানো থেকে শুরু করেও, খেলাধুলা করানো থেকে শুরু করেও। মোট কথা কোনোটাতেই মিল হচ্ছে না। তো প্রতিনিয়ত তো একটা আমি খেলা করতে পাঠাবো, আমি গান-বাজনা করতে পাঠাবো, আমি সাথে নিয়ে যাবো। তাতেও হবে না। "আগে দেখো তার আগ্রহ কতখানি আছে, তুমি কেনো আগে থেকেই সবকিছু দিবা? যদি আগ্রহ না থাকে? তোমার আগ্রহ আছে, ওদের কি আছে কিনা সেটা দেখো।" এইসব আ মানে কি বলবো আপনাকে যে পুরাটাই আরকি ২ জন ২ মতের মানুষ, ২ মতের মানুষ। ওরা এ বিষয়টা এরকম আরকি।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। আসলে শুনে খুবই খারাপ লাগছে যে, আপনাদের সন্তান পালন নিয়ে আপনার এবং আপনার আ হাসব্যান্ডের সঙ্গে হয়তো বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন তর্ক-বিতর্ক বা, মতের আ হয়তো আপনাদের ডিফারেন্টের কারণে কিন্তু হয়তো যে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। তো আমি যদি বলি যে, আসলে আ এটা কি শুধু আ আপনার আসলে এইযে জিনিসগুলো বললেন যে, হয়তো বিভিন্ন ধরনের মানে হয়তো পরিবারের যে কাজগুলো এবং তাদের যে পড়াশুনার বিষয় আসলে, এগুলোর বিষয়ে কি আসলে আপনাদের আ নাকি অন্য কোন বিষয় যদি থাকে সেটা সম্পর্কে একটু অবগত করতেন এবং আসলে এই আ মানে অন্য কোন কারণে আপনাদের হচ্ছে কর্মস্থলে বা, অন্য কোথাও প্রভাব পড়ে কিনা আসলে এই বিষয় নিয়ে? সেটা সম্পর্কে যদি একটু আমাকে বিস্তারিত জানাতেন।
জি, জি। জি। হু, হুম। জি, জি। হুম। হ্যাঁ, মানে ঠিকই বলেছেন। অন্য কোন বিষয় বলতে, আছে তো এর ভিতরে অ্যা যেটা মেইনলি জড়িত, সেটা তো টাকা পয়সা। আমি যে চিন্তা ভাবনাগুলো বা, আমি অ্যা যেভাবে তাদেরকে মানুষ করতে চাচ্ছি, তাতে পয়সা খরচটা বেশি। আর আও উনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে উম স্বাভাবিক। আ হয়তো অনেকেই বলবে আমি জানি না যে, তারটাই ঠিক। আমার সাথে মনে হয় কি আমার আ যুগের অ সাথে বা, আমার মাথায় গেঁথে গেছে কিনা, সেটাও আমি নিজে, নিজের কাছে এখনো পরিষ্কার না। দেখি অফিস কলিগদের তাদের বাচ্চারা কোথায়, কোথায় পড়ে। তাদের জন্যে কে কি করে। আমি অত বেশি বলি না, কিন্তু শুনি। যারা এ নিজের তার যারা করে যেভাবে তাদের বাচ্চাদের বড় করছে, সেটা হয়তো এখন মনে হচ্ছে যে অবচেতনে হয়তো সেটাও আমার উপর প্রভাব ফেলতে পারে, যে তাই আমি এ আমার বাচ্চাদেরও ওইভাবে মানুষ করতে চাই। কারণ, আমার অফিস কলিগরা অনেক বেশি অর্থশালী আম বিত্তশালী। পাশাপাশি হচ্ছে যে আমার হাসব্যান্ড এ আ খুব একটা বৈষয়িক না। এটা একেবারেই এ আমি জানি। আ তো তার অত সংসার, সন্তান আ সামাজিকতা, আত্মীয়তা এসব নিয়ে উনি খুব একটা আ চিন্তা করেন না বা, মাথা ঘামান না বা, মতামতও দেন না। মাঠকথায় এক কথায় দায়িত্ব নিতে চান না। উনি যেটা করতে চান যেটা আমার এখন মনে হচ্ছে, সেটা নিজেকে উ জড়াতে চান না। যতটাই পাশে দূরে থেকে বাচ্চারা বড় হয়ে যাক। এ এরকম একটা ম মানে দায়িত্বহীনতা বলতে পারেন। এই বিষয়টাও দিনে, দিনে আমার মাথার মধ্যে আসছে। যে তার মানে আমি একাই সব ভাবছি, একাই সব করবো। উনি তো মানসিকভাবেও ইনভল্ভ হতে চাচ্ছেন না। ওদেরকে নিয়ে কোথাও যাওয়া-আসা, সেটাও করতে চাচ্ছেন না। তার ভালো লাগে না। কিন্ডারগার্টেন হলে বাচ্চা দিয়ে আসতে হবে। বসে থাকতে অনেক সময় দেখতে হয়, দিয়ে আসা, নিয়ে আসা। এ এটা আবার আমার পক্ষে সম্ভব হয় না আমার কাজের জন্যে। উম তো এসবও আছে এর সাথে জড়িত।
হুম। আচ্ছা। হু, হুম। হু, হু। হুম, হুম। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা। হু, হু, হু। আচ্ছা। হুম। হু, হু। আচ্ছা। আসলে শুনে খুবই খারাপ লাগলো যে আসলে আপনার এই যে সন্তান পালনে হয়তোবা বিভিন্ন দায়িত্ব নেওয়া থেকে হয়তো আপনার স্বামী দূরে আপনার সেখান থেকে হয়তো নিজেকে দূরে রাখার চেষ্টা করে। তো আমি যদি বলি যে আ তো এটা আপনি এবং বললেন যে আর্থিকের বিষয়টা হয়তো আপনার হাসব্যান্ড এর একটু হয়তো সমস্যা হতে পারে। তো আমি যে প্রশ্নটা করব যে, আ আসলে আপনাদের কি আর্থিকভাবে কোন সমস্যা আছে কিনা? যার কারণে হয়তো আপনার হাসব্যান্ড আসলে এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে? সে সম্পর্কে যদি একটু ছোট করে আমাকে জানাতেন?
জ্বী। জ্বি। হু, হু। হ্যা, হ্যা, হ্যা। আ আছে মানে এখন তো মানে আমাকেই সংসারটা দেখতে হয়। ওর বাবা চাকরি ছেড়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার expectation টা বেড়েছে আরো যে উনি অন্তত বাচ্চাদের আ দেখভালটা করার জন্য সময় পাচ্ছেন। উম তো সেটা আর আ হা আম আমি তো আমার মনের মধ্যে যেটা যে কাজ করে চিন্তা সেটা হচ্ছে যে, "টাকা যখন আমিই দিচ্ছি তালে তোমার সমস্যা কোথায়? তুমি খালি একটু সময় দিবে।" পাশাপাশি উনি কি ভাবছেন সেটা জানার চেষ্টা করা হয়নি। উনি খুব একটা কথা বলেন না, বেশি কথা বলেন না বাড়িতে। আই আমি একাই বকবক করে যাই। আ তো ম আ সেটা হতে পারে হয়তোবা এখন আপনার কথায় মনে হচ্ছে যে আমার একার ইনকাম এ আমি পারবো কি পারব না ঐটা ভাবেন কিনা? কিন্তু আমি উল্টোটা ভাবি যে, "আমি যদি কষ্ট করে এ করতে পারি ওদের পেছনে ওদের এ খেলাধুলা, গান বাজনা, পড়ালেখা ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে দিয়ে আমি যদি চালাতে পারি, তাহলে তুমি কেন একটু অন্যান্য দিকটা সহযোগিতা করতে পারবা না?" তাতে করে হচ্ছে কি ম দূরত্বটা আরো বেড়ে যাচ্ছে আরো খিটখিটে হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন, হতে পারে হয়তোবা।
হুম। আচ্ছা। আচ্ছা। হুম। হুম। হুম, হুম। হুম। হুম, হুম। অবশ্যই। হুম, বুঝতে পারছি আসলে। যেহেতু আপনাদের সন্তান আপনাদের ২ জনের আসলে এই যে এবং আপনি বললেন যে আপনার হাসব্যান্ড এখন চাকরিটা করছেন না। তো আসলে যেহেতু তিনি করছেন না, হয়তো তিনি আসলে এই আর্থিক দিকটার ভয়ের কারণেই হয়তো নিজেকে এইসব দায়িত্ব থেকে দূরে রাখছেন। তো আমার মনে হয় যে আসলে এই সমস্যাটার সমাধানে আসলে আপনাদের ২জনে এগিয়ে আসা উচিত এবং ২ জন যদি আসলে আপনারা আ একসঙ্গে আ বিষয় আসলে আপনারা খোলামেলা আলাপ করে বা হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নিতে পারেন তখন কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করছি। এবং আপনার যে বিষয়টা যেহেতু বললেন যে এখন হয়তো আপনার উপরেই depend করছে এই বিষয়গুলো। তো আসলে আপনি যদি তার সঙ্গে খোলামেলা আলাপ করে আসলে বলতে পারেন যে আসলে আ আপনার দ স দ্বারা হয়তো সেটা তেমন কোন বিষয় না। হয়তো কষ্ট হতে পারে কিন্তু আপনি যদি সবকিছু চালিয়ে নিতে পারবেন বা হয়তো সবকিছুর দায়িত্ব আপনি করে নিতে পারবেন। শুধু তার হয়তো সহায়তার প্রয়োজন। এই বিষয়গুলো আসলে যদি খোলামেলা আলাপ করে আসলে আপনারা ইয়ে করে দেখেন তখন হয়তো এই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। আ যেহেতু আসলে আপনার হাসব্যান্ড অনেকদিন ধরে আসলে অত আর্থিক দুশ্চিন্তার কারণে এই দিক থেকে নিজেকে দূরে রাখছেন। হয়তো শুরু হলে আসলে হয়তো ১ম এর দিকে হয়তো তারা হয়তো একটু কষ্ট হবে বা এই বিষয়গুলো। তো আপনি হয়তো ধীরে, ধীরে আ তার উপরে একবারে প্রেশার না দিয়ে যদি ধীরে, ধীরে আসলে এই জিনিসটা থেকে তাকে বোঝান আসলে যে না আ যেহেতু সন্তান আপনাদের কষ্টটা একটু করতে হলেও হয়তো তাদের ভবিষ্যতের জন্যে আ এই জিনিসগুলো আসলে করা দরকার। কারণ আগের যে দিন বা বর্তমান যে আসলে সেখানে অনেক তফাৎ আসলে। আ কারণ হয়তো প্রাইমারি গুলোতে আসলে ঠিকভাবে হয়তো মানে বাচ্চাদের পড়ানো হয় না। এই নিয়ে আপনাদের যদি আসলে তাকে বোঝাতে পারেন যে আসলে
জ্বী। হু, জ্বী। জ্বী। জ্বী। হু, হু। আচ্ছা। একদম, এহ। জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী।
এই জিনিসগুলো তখন দেখবেন যে আসলে আপনাদের এই যে সন্তান পালন নিয়ে আপনার স্বামীর সাথে যে আ বিভিন্ন তর্ক বা হচ্ছে মিল হচ্ছিল না সেটা অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করছি।
একদম। অনেক সুন্দর উম পরামর্শ দিলেন। আপনি আসলে এভাবে আমি ভাবিইনি। খোলা মনে তার সাথে কথাই বলা হয়নি। বরং আরো মেজাজ খারাপ হয়েছে। তো ম মনে হচ্ছে যে আপনার কথা শুনে আমি অনেক অনেকটাই আশাবাদী যে হ্যাঁ আমি যদি আমার হাসব্যান্ডের সাথে খোলা মনে সব বিষয়ে আলাপ করি তাহলে নিশ্চয়ই তার একটা ভালো সুফল পাবো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার জন্য শুভকামনা এবং আপনার স্বামীর সাথে তর্ক মিটিয়ে আপনাদের সন্তান